জ্বি তো স্বাস্থ্য জ্বি।
এই মানে
শারীরিক স্বাস্থ্য বজায় রাখার জন্য আপনার মোটিভেশন টা হচ্ছে অনেক বেশি জরুরি। আমার কাছে মনে হয় যে
প্রতিদিন আজকে করেছি জ্বি। প্রতিদিন কিন্তু ব্যায়াম করতে এই একদমই ইচ্ছা করে না। মাঝে মধ্যে মনে হয় যে না আজকে করবো না। কিন্তু এই যে চ্যালেঞ্জ টা এটা কাটাতে গেলে কিন্তু কি করতে হয় আমাদের মনের বিরুদ্ধে গিয়ে আমাদেরকে এই কাজগুলো করতে হয় অনেক সময়। আবার যদি মন চাচ্ছে যে না এখন বেশি ব্যায়াম করবো না তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি কি করি যে আ সকালে কিছু করলাম আবার রাতের বেলা কিছু করলাম আবার ফ্রি টাইম কিছু করলাম। যখন আরকি বেশি মনে হয় যে না আজকে ব্যায়াম করতে একটু ইচ্ছে করছে না। এটি কিন্তু আসলেই চেলেঞ্জ এর একটা বিষয়। আসলে ১ টা কাজ কিন্তু প্রতিদিন করতে যখন যাবেন মনে হবে যে না আজকে না করলে সমস্যা হবে না। কিন্তু আপনি যদি এটিকে ছেড়ে দেন আজকের জন্য বা ২ দিনের জন্য দেখবেন যে এটা পুরোপুরি আপনার কাছ থেকে চলে গেছে। মানে এইটা বজায় রাখা যায় না।
হু, হু। হু, হু। জ্বী। হ্যাঁ।